হুম, আচ্ছা। এটা কিসের কারণে চেঞ্জ করতে হয়েছে? মানে শুধুমাত্র আপনার আ চাকরির কারণে? নাকি আপনার মনে হয়েছিল যে একটা চেঞ্জ দরকার সেই কারণে?
হু। আসলে দুটোই। হ্যাঁ? কারন দেখা যাচ্ছে চাকরির কারণেও চেঞ্জ করেছি। আবার মনে হয়েছে যে না আসলে অনেক তো হয়েছে এ এরকম কাপড় পরা। এখন না হলে না হয় একটু আ মানে থাকে না একটু সি মানে কিভাবে বোঝাবো? সিরিয়াস কাপড় তো বলে কিছু নাই। কিন্তু যেমন ধ আগে ধরেন সিরিয়াস কাপড় না, ধরেন আগে যেরকম বয়সটা ছিল। হ্যাঁ টিনেজার ছিলাম। তখন মনে হত যে আচ্ছা আম কিংবা ধরেন একটু বড় হয়েও। উম তখন মনে হতো কি যে, "অ্যা কোন জিনিসটা পড়লে খুবই মানে মানে খুব ভালো লাগবে। ম্যাচিং করতে হবে। এটার সাথে এটা মাচ করতে হবে।" কিংবা একদম আম মানে একটা ড্রেসেস পড়তাম। থাকে না ড্রেস পড়ত। ড্রেস পড়তাম। এখন আর সেই ড্রেস পরা হয় না। এখন মনে হয় যে না আসলে দেখতে খুব modest লাগবে, কোনটাতে। প্যান্ট পরব। তারপর ওপর একটা ওইটার সাথে ম্যাচ করা এমন কোন টপ পড়ব যেটা পরে হয়তো আমি অ আমার কাজেও যেতে পারব। যেটা পরে হয়তো আমি শপিং এও যেতে পারব। আমার ফ্রেন্ডসদের সাথেও যেতে পারব। এরকম আরকি। আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। হ্যাঁ, একদম, এরকম। <chuckles> জি।
হুম। আচ্ছা। <laughs> সিরিয়াস কাপড়। হুম। উম হু, হু, হু। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, হু। হু, হু। আচ্ছা, হ্যাঁ। মানে multipurpose. <chuckles> আচ্ছা, আচ্ছা। এটা কি মানে আপনার মনে হয় বয়সের কারণেও তো উম অনেক মানুষের চেঞ্জ হয়ে থাকে, তাই না? মানে অনেক সময় যে আ ছোট থাকতে আমরা যা ইচ্ছা পড়ে ফেলি বা আমাদেরকে যা দেয়া হচ্ছে কিনে দেয়া হচ্ছে সেটা পড়ে ফেলি। আপনার কি মনে হয় সেটা বয়সের কারণেও হয়েছে?
হুম। জি। হু। একদম। হুম।

<smacks lips> আপনি আম কিভাবে নিজের স্টাইলটাকে চেঞ্জ করে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন?
হুম। আচ্ছা, এটা আসলে বলতে গেলে আম এটা আসলে একটা ভালোই একটা বড় কাহিনী বলা যেতে পারে। কারণ দেখা যাচ্ছে ম আমি যেমন কাপ টাইপের কাপড়-চোপড় আগে পড়তাম। হ্যাঁ? তারপর যখন আসলে আমি মানে আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করলাম। একটা কর্পোরেট লেভেল জব এ গেলাম। তখন কিন্তু সেই কাপড়গুলো যেগুলো আসলে আমি দৈনন্দিন জীবনে পড়ছিলাম। হ্যাঁ? বা ওগুলো আসলে পড়া যেত না। সুতরাং তখন আমাকে চেঞ্জ করতে হয়েছে আসলে।
হু, হু। আচ্ছা। হুম। হুম।